না, না। এটা হচ্ছে অ্যা চামড়া হবে আর আ বাতাস-টাতাস পর্যাপ্ত থাকবে, আলো বাতাস ঢুকতে পারবে, এই টাইপ আরকি। এ হ্যা। এ ল লোফার তো একটু আবদ্ধ। এটা আরেকটু খোলামেলা থাকবে। আচ্ছা। তো পরে আ মোটামুটি আমি ৳৪,৫০০ বাজেট করেছি। তো টাকাও নিয়ে গিয়েছি। তো পরে
হ্যাঁ। লোফার লোফার টাইপের। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা।
দোকানদার আ সাইজ বের করছে। সুন্দর আ একটা সাইজ উনি আনতে উ গিয়েছে যে, "আমি আমাদের গোডাউন থেকে আনছি। ঠিক আছে, আনেন।" তো উনার ওই মনে আছে যে ওই জুতোটার দাম ছিল ৳৪,২০০। তো উনি যখন গোডাউন থেকে সাইজ আনতে গিয়েছে তখন আমার একটা কথা মনে পড়ছে। যে আমি আসলে আ এখানে একটা উক্তি লেখা দেখেছিলাম যে অ্যা উক্তিটা এমন ছিল যে ৳১,০০০ দিয়ে মানিব্যাগ না কিনে ৳১০০ দিয়ে মানিব্যাগ কিনুন আর ৳৯০০ মানিব্যাগে রাখুন। <chuckles> তো হ্যাঁ, তো এই কথাটা আমার যখন মনে পড়ছে অ তখন আমি আ সিদ্ধান্ত একটু চেঞ্জ করি। যে আসলে যেহেতু আমার রাফ ইউজের জন্য তো এটা আমার মনে হয় যে আমি আরেকটু কম বাজেটে কিনতে পারবো। তখন আমি আসলে আ সেখানে ওটা কেনার সিদ্ধান্ত চেঞ্জ করি। এ সেখানে আমার পছন্দও ছিল, ability ও ছিল। তখন চিন্তা করছি যে শুধু আসলে আ future এর জন্য বা এর চেয়েও আ আরও কমে যেহেতু চলাফেরা করা যাবে। সোজা কথা এটা বলা যেতে পারে যে আ কিছুটা টাকা বাঁচানো। হ্যাঁ, এমন বলতে পারেন।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। খুব দারুণ একটা কথা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। একদম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
পরে আব চা
এটা ভালো তো। এটা ভালো। আপনি যেটা করেছেন এইটা কেনাকাটা করার সময় বেশিরভাগ মানুষেরই মাথায় থাকে না। যে আমি হয়তোবা এই জিনিসটা না করে এই টাকাটা কিছুটা সেভ করতে পারি বা এটার আসলে প্রয়োজন নেই।
<chuckles> হু, হু। সেভ করলাম, হ্যাঁ।